না, আমার ক্ষেত্রে আসলে এরকম কোন সিচুয়েশন হয়নি যে কলিগদের সাথে বনিবনা হচ্ছে না বা ম্যানেজারের সাথে মিলছে না। তবে হ্যাঁ, ম্যানেজার আসলে ম্যা একটা বড়সড় আমাদের জীবনে হয়তোবা রোল-প্লে করে। তবে একবারের ঘটনা আমি বলতে পারি যে ম্যানেজারের কারণেই ধরেন যে আমার পারফরম্যান্স আসলে কিছুটা খারাপ হচ্ছিল। কারণ দেখা গেছে <chuckles> যে উনি হয়তোবা একটু মানে মেজাজী মানুষ ছিলেন। তারপরে হচ্ছে গিয়ে যে উনি বিভিন্ন প্রজেক্ট এর ব্যাপারে ধরুন, আ উনি প্রজেক্ট এর আপডেট আমার কাছে চাইতেই পারেন। সেটা নিয়ে আমার কোনো অ সমস্যা নেই। কিন্তু আমার অধস্তন যারা আছে তাদেরকে আমি কিভাবে চালাচ্ছি, তারা কখন ছুটি নিচ্ছে, হ্যাঁ? তারা সময় মতন অফিস অ্যা আসছে কিনা এটাও উনি আসলে খে মানে নজরদারির মধ্যে রাখার এক ধরনের চেষ্টা করছিলেন।
জি, জি। হ্যাঁ। জি। হু, হু। ওকে। আচ্ছা। আহ হু, হু। ডেফিনিটলি। হ্যাঁ। হ্যাঁ। হুম। আ মাইক্রো ম্যানেজমেন্ট টাইপের, না?
মাইক্রো ম্যানেজমেন্ট উনি করতে চাচ্ছিলেন। তো বিষয়টা আসলে আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। কারণ উনি আমি কখন অফিসে আসছি সেটা উনি জানতে পারেন। আমি কিভাবে কয়টার সময় অফিস থেকে বেরোচ্ছি বা আমাকে উনি প্রজেক্ট এর আপডেট দিতে চান। কিন্তু আমি আমার টিম কে কিভাবে চালাবো সেটা তো আসলে আমার উপর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলো নিয়ে একটু মন
হুম। জি। হুম। ডেফিনিটলি, ডেফিনিটলি। হুম এক্সাক্টলি মানে আপনার রিপোর্টিং ম্যানেজার এর সাথে আপনার রিলেশন বেসিক্যালি, হ্যাঁ।
হ্যাঁ, একটু আসলে মনোমালিন্য হয়েই যাচ্ছিল। বিভিন্ন ইস্যুতেই মনোমালিন্য হচ্ছিল। তবে হ্যাঁ, আমি চাকরি ছাড়িনি শেষ পর্যন্ত। বাট একটু যে চাপের মধ্যে ছিলাম সেটা আমি বলতেই পারি আসলে।
জি।